জি, হ্যাঁ, একটু recovering এর টাইমের জন্য একটু আ ইয়া দেয় আরকি। তো আপনার আ ফ্রি টাইম কাটানোর যদি ৩ টা প্যাটার্ন থাকে। যদি সেটা বললে, ভালো হয়। যেমন অনেকে আপনার পুরোপুরি আরাম করে, আবার অনেকে আছে একটা ক্রিয়েটিভ কাজের মধ্যে থাকে। আ আর কিছু, কিছু সোশ্যাল আড্ডার ধরনও থাকতে পারে। তো আপনার ক্ষেত্রে কোন ৩ টা প্যাটার্ন হতে পারে?
জি, জি, জি, জি। আচ্ছা, আমার কাছে তো মনে করেন যে একটা যে যদি আমার একটু রেস্ট ভালো না হয়, তো আমি চেষ্টা করি একটু রেস্ট নেওয়ার। তারপরে হলো, যখন আমি একটু মানে ফ্রি টাইম পাই নিজের জন্য, সেটা যদি বাসায় থাকি, আমি মনে করেন যে এমন একটা সময় হয়, বাইরে যাওয়াটা আসলে সু সুবিধা কম। তখন আসলে তখন বাসায় বসে, বসে কিছু দেখি। কখনো YouTube এ থাকি, কখনো Facebook বা, কখনো মনে করেন anime দেখি। আবার দেখা যায় যে যদি একটা ভালো সময় হয়, তখন একটু বাইরে যাই, বাইরে যেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিই। কিন্তু এটা আসলে খুব কম হয। যেমন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি।
হুম। শুই এবং ভাতা। হুম। কম হয় এখন। সবাই ব্যস্ত হয়ে যায়। আপনার আবার আপনার সাথে ফ্রি টাইমের সাথে সবার মিলেও না। তো এটা একটা সমস্যা হয়ে যায়। হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ। আরে যাদের সাথে একসাথে কাজ করি, তাদেরকে নিয়ে বের হইতেই তো আসলে টাইম বের করতে আমার জান বের হয়ে যায়। যে দেখা যায় এই সময় বের হইতে পারি না, বাসায় কাজ থাকে, আ বের হইতে পারতেছি না আলাদা করে। আবার অফিস, বাসা এক জায়গায় হওয়াতে সমস্যা আছে। সো সবকিছু মিলাই আরকি। আর বন্ধুদের সাথে ওই বাইরে যে বসে যে গল্প করবো কাজ ছাড়া, সেটা তো মনে হয়, হয় না অনেক মাস হয়ে গেছে।
হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। এটা একটা প্রবলেম, জি। হুম, এটা অ এটা একটা মনে করেন যে একটা মজার বিষয়। যে চায়ের আড্ডার সাথে বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ এবং তার সাথে আড্ডা দেওয়া। তো এটা অনেক একটা জীবনে একটা বড় একটা impact পড়ে, ভালো পটা পজিটিভ ইম ফেলে জীবনে। তো, অ আপনি যেহেতু বললেন যে আপনি anime দেখতে বেশ পছন্দ করেন, আ আপনার কোন ধরণের anime তে সবচেয়ে বেশি টানে?
জি, জি, জি। এটা ঠিক বলছেন। হুম, হু, হু।

আচ্ছা সত্যি কথা হলো কি যে, আমি আছে না ফ্রি সময় এখন কাটাতেই পারি না। মানে এটার মূলত কারণ হইল কি? যে আমি যখনই ভাবি যে, "একটু সময় অতিবাহিত করবো।" তখনই একটা না একটা কাজ আসে। আর ইদানিং এত বেশি কাজের চাপ চলতেছে যে আমি আসলে ওইভাবে ফ্রি বের করতেই পারছি না! তা আমি যেটা করি, যখন অনেক বেশি ক্লান্ত হয়ে যাই অফিসে বসেই আমি একটা হয়তো আ কিছু দেখে ফেললাম বা আমি একটু বসে একটু যে রেস্ট নিয়ে নিলাম বা আমি একটু কখনো ঘুমাইও যা জ্বী, জ্বী, জ্বী, জ্বী। সেটাও হতে পারে। মানে আসলে কাজের মাঝখানে যখন একটু-আকটু টুকিটাকি পারি একটু সময় বের করেনি।
জ্বী। কাজ আসে, আচ্ছা। হুম। জ্বী। বা একটু কফি খান হ্যাঁ। জ্বী। আচ্ছা তো আপনার আ মানুষের তো একটা চয়েস এত কফির কথা বলে বিশেষ করে মনে মনে পড়ল। আ যে কফি বা চা, যে কোন ক্ষেত্রে মানুষ ২ টাইপের মানুষ থাকে, পৃথিবীতে ১ টাইপের মানুষ হল যে সে খুব চা পছন্দ করে আর নাহলে আর সে কফি অনেক পছন্দ করে। তো এই ২ টাইপের মানুষ। আপনি কোন টাইপের মানুষ চা পছন্দ করেন বেশি নাকি কফি?
জ্বী, জ্বী, জ্বী। আমার ২ টিই ভাল লাগে ভাই আমার ২ টাই অনেক ভাল্লাগে। কফিটা একসময় অনেক বেশি খাইতাম, বিশেষ করে যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, বুঝছেন? তখন কি হইতো? আমি তখনও মনে করেন আমার খুব সময় জ্ঞান খুব খারাপ বুঝছেন? সারারাত ধরে কাজ করতাম। সকাল বেলায় ক্লাসে যাইতাম। তো আমার আবার ক্লাস ছিল সপ্তাহে ২ দিন, বুঝছেন? কারণ কি মানে আমি প্রাইভেট ইউনিভার্সিটি আর open credit হওয়াতে হইছে কি? আমি ইচ্ছামত ক্লাস নিতে পারতাম যেদিন ভাল্লাগে। তো আমি সবার আগে ক্লাস নিতাম হইল স মনে করেন সপ্তাহে ২ দিন, ঠিক আছে? সবগুলো ক্লাস ২ দিন দিতাম। সকাল ৮ঃ০০ টা থেকে ৫ঃ০০ টা পর্যন্ত টানা ক্লাস। তো আমি এই ২ দিন মনে করেন কি রাতে ধরেন কোন কারণে একদমই ঘুমাইনি। মানে ঘুমাই নেই মানে ১ ঘন্টা হয়তো সর্বোচ্চ ঘুম। তা আমি উম বা যখন ইউনিভার্সিটি যাচ্ছি, তখন একটু ঘুমাই। যেয়ে পৌঁছানোর পর এক কাপ কফি, ঠিক আছে? প্রত্যেক ক্লাসের পর, পর এক কাপ করে কফি। তো দিনে দেখা যাইতো কি ৬-৭ কাপ <scoffs> কফিই হয়ে যাচ্ছে। <giggles>
আহ, আচ্ছা। হু। হু। হ্যাঁ। জ্বী। হু। আচ্ছা। আচ্ছা! জ্বী। উম আচ্ছা! তো আপনার কফি খেয়ে কফির উপর টিকে রাখতেন। ঘুম ছ <scoffs> ঘুম দিয়ে না নাকি? এরকম একটা অবস্থা হয়ে যেত।
জ্বী, জ্বী, জ্বী। এ একটা পর্যায়ে কি হইছে জানেন? একটা পর্যায়ে কফি খাইতে, খাইতে যে আমি টেবল এ বসে কফি খাইতে, খাইতে ঘুমায়ে গেছি। <giggles>
জ্বী। <chuckles> আ তো আসলে আপনার মনে করেন যে ঘুমের প্রেশারে যখন হয় তখন কোন কয়া ক্যাফেইন এ অতটা কাজে দেয় না। আ ঘুম না ঘুমটা আসলে মানুষের জীবনে অনেক প্রয়োজন। আ তো আপনার কি কখনো এরকম হয়েছে যে আপনি মনে করেন যে, <swallows> এই যে ভার্সিটি তে গেলেন আসলেন আপনার আ ঘুমের সময়টা টাইম-শিডিউল টা প্রতিদিনে এটা বেত বেঘত ব্যাঘাত ঘটেছে।
জ্বী, জ্বী, জ্বী। জ্বী। আরে আমি তো করতাম কি আমি বলি, আমি বিশ্ববিদ্যালয়ে আমার একটা জায়গা ছিল, বুঝছেন? নামাজের যে ঘরটা ছিল না? আমি চেষ্টা করতাম কি নামাজটা পড়ে ঘুম দেওয়ার। ঐখানে একটা সাইডে ঘুমানো যাইত। তো আমি যখনই আমার তো এমন দিনও গেছে মানে আমি আর থাকতেই পারতেছি না। আমি ১ম এ নামাজ ঘরে যেয়ে, সাইডে ১০-১৫ মিনিট আমি ঘুমায় নিছি। ঘুমায় নিয়ে আমি ক্লাসে চলে গেছি। কারণ আসলে কি যে অ্যা আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন একটা পর্যায়ে থাকে যখন আর আপনি হাঁটতেও পারবেন না, না ঘুমায়া। তখন ওই ১০-১৫ মিনিটের যে ছোট, ছোট ঘুম আছে না? ঐ ঘুমগুলাই কিন্তু আপনাকে একটু মনে ঘন্টাখানেক চলার একটা শক্তি দিবে।
হ্যাঁ। আচ্ছা। জ্বী। হু। হ্যাঁ।